আসলে আমাদের বন্দে আমরা আমাদের কর্মের ফলটাই আসলে ভোগ করছি। যেভাবে আসলে গাছপালা কাটা হয়েছিল ব গাছপালা তো নেই বললেই চলে। শহরে তো নেই। মে কি এখন গ্রামে গেলেও তেমন একটা পাওয়া যায় না কিন্তু। না, না। তো আসলে বাতাস থাকবে কোথা থেকে বা বৃষ্টি ঠিকমত হবে কোথা থেকে? তো ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং আমি জাস্ট ভাবছি যে আগামী ৫, ১০ বছর পরে আসলে পরিস্থিতিটা আরো হ্যাঁ। এটাই আসলে কেমনে আমরা থাকব? মানে এটা খুব ইয়া এবং আ এখন আরো হচ্ছে কি? যে এই গরম থেকে আমরা আসলে স স্বস্তি পাওয়ার জন্যে এসি ব্যবহার করছি। এবং এসিটা পরিবেশ আরও বেশি ক্ষতি করছে।
ইয়েস, ইয়েস, ইয়েস। ইয়েস। উহ, হুম। আরো ভয়াবহ আরো ভয়াবহ রূপ নেবে। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। <chuckles> বেশি ক্ষতি করতে চার গেছে তো এটা হইলো আপনার একটা কৃত্রিম। তো সবচেয়ে আমরা যদি এই ন্যাচারাল জিনিস থেকে সরে আসি কৃত্রিম দিয়ে আসলে সেটা খুব একটা আ মানানসই টেকসই সমাধান হয় না।
<sneezes> উ জ্বী। হ্যাঁ। এইযে আসলেই। তো সবথেকে হাস্যকর ব্যাপারটা হচ্ছে যে আমরা হয় না? যে আমরা আগে পরিবেশটা নষ্ট করলাম। তাই না? যে কৃত্রিম আমরা যে বাতাসটা মানে অ হয় না? যে ন্যাচারাল যে বাতাসটা পেতাম, ওটা আমরা শেষ করলাম। এবং এখন বাতাস পাওয়ার জন্য আমরা কৃত্রিম উপায়ে অবলম্বন করছি এবং কৃত্রিমটা পরিবেশটা আরো বেশি নষ্ট করছে।
অ্যা, অ্যা, অ্যা, অ্যা। অ্যা হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। আরো বেশি নষ্ট করছি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী।
হ্যাঁ, মানে ক্ষতির উপর ক্ষতিই করে যাচ্ছি আসলে আমরা। তাই না? আহেম এটা কিন্তু আমাদেরই ক্ষতি হ যে দিন শেষ হয় না? যে ঘুরে ফিরে আমরাই আমাদের ক্ষতি করছি। আ আমাদের কাছে তো সব ছিল। অ্যা এটা আরকি। হ্যাঁ এবং সচেতনাতাটা কিন্তু এখনো আসলো না। তাই না? এত ভোগ মানে এত কষ্ট পাচ্ছে মানুষ। জ্বী।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ আমরাই আমাদের ক্ষতি করতেছি। আ আমাদের ক্ষতি আমরাই নিয়ে আসছি। আসলে <coughs> আ এটা আ সচেতন মানুষের আমাদের বাঙালি জাতির ভিতরে এই সচেতনতা বোধ খুব কম খুবই কম।
জ্বী, জ্বী। জ্বী। একদম একদম ঠিক বলেছেন। মানে আমার মন জি, জি।
পরিবেশ এইযে এইযে আজকের যে বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করতে আছি। এই পরিবেশের জন্য ক্ষতিকারক যে কাজগুলো আছে সবগুলোই আমরা যদি সচেতন না হই, তাহলে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের অবস্থা এই বাংলাদেশ এমনকি বসবাসের অনুপযোগী হয়ে যাবে।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। জ্বী। জ্বী, জ্বী।

আসলে খুব চমৎকার আপনি স পয়েন্ট গুলো আপনি বলেছেন, তাই না? এবং আমার আরেকটা জিনিস মনে হয় কি আ আমাদের একটা স্বভাব আছে যে, আমি আমার দিয়ে বা কেন শুরু করব বা আমিই বা কেন করব। তাই না? ওরা তো আছে, ওরা করবে। এই মনোভাবটা আসলে পাল্টাতে হবে যে, আমি শুরু করি বা আমি যদি একটা গাছ লাগাই আমার এলাকায়, এবং আমার আশেপাশে আরেকজন হয়তোবা ওই জিনিসটা দেখে ইন্সপায়ার হবে। সে লাগাবে হ্যাঁ। আসলে আমাদের থেকে আসলে শুরু করতে হবে। তাই না? আপনি যে বললেন সরকারের ব্যাপারটা এটা আসলে খুবই দরকার এবং খুবই চমৎকার একটা কথা বলেছেন। কিন্তু হয় না যে সরকারিভাবে কোন কিছু করাতো এত সোজা না। এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ। হয় না যে? আমি আমার থেকে শুরু করি, আমার পরিবার থেকে শুরু করে আমি করলে আমার পরিবার শিখবে। আমার পরিবার থেকে আমার পাশের প্রতিবেশী শিখবে। এভাবে আসলে জিনিসটা ছড়িয়ে যাবে এবং এটাই আসলে করা দরকার, তাই না? এবং সবথেকে বড় হ্যাঁ এবং এখন যেমনকি আপনি হয়তোবা জানেন যে আমাদের নদী আমাদের কাছে অনেক নদী আছে। ঠিক আছে? এটা একটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য এবং এই নদীগুলোই হচ্ছে প্রতিনিয়ত আমরা দূষিত করছি। তাই না? আ অ বিভিন্ন কারখানা কিন্তু নদীর একদম পাশ ঘিরেই হচ্ছে বানানো হয়। আমার মনে হয় যে সরকার থেকে এই জিনিসটা কঠোর হতে হবে যে এই জিনিসটা করা যাবে না। কারণ প্রতিনিয়ত
জি, জি। জি, জি, জি, জি, জি। হ্যাঁ। ইয়েস, ইয়েস, ইয়েস, ইয়েস। জি, জি, জি, জি। দেখে লাগাবে। রাইট, রাইট, রাইট। ইয়েস। হ্যাঁ একটু জটিল প্রক্রিয়া। ইয়েস। ইয়েস, ইয়েস। এটাই করা দরকার। জি, জি, জি। হু, হু। হু, হু, হু। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ সরকারি যত বর্জ্য এই সমস্ত কল-কারখানার যত বর্জ, সেগুলো এখন নদী নালা দিয়ে সমস্ত পানির উৎসগুলো যেখানে পানির ত উৎস আছে সেখানে যেয়ে এই জিনিসগুলোরে পরিবেশ দূষণ করছে।
হ্যাঁ। একদম। হ্যাঁ। একদম। জি, জি। এটাই এখনো আমরা পরিষ্কার খাবার পানিও আসলে পাচ্ছি না। তাই না? ব্যাপারটা কতটা ভয়াবহ দিকে আগাচ্ছে। একদম। তো এই ব্যাপারগুলো আসলে খুব কঠোর হতে হবে। হয় না যে? নীতিমালা প্রণয়ন করতে হবে খুব জটিলভাবে। যে হ্যাঁ এই জিনিসটা মেনে চলতে হবে। যদি কোন কারণে পরিবেশ দূষণ হয় তাহলে তোমাদের কি? জরিমানা বা শাস্তির ব্যবস্থা যতক্ষণ আসলে করা হবে না, মানুষ মনে হয় না যে আসলে ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে নিবে।
না। ভয়াবহ। হুম, হু, হুম। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হুম।